হুম, সেটাই বেশি প্রবলেম হচ্ছে আসলে। মানে যারা তরুণ প্রজন্ম বা টিনেজার ছেলে-মেয়ে তাদের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে। কারণ যখন সে পরবর্তী কনটেন্টটাতে আগের মত ভিউজ পাচ্ছে না বা ফলোয়ার্স পাচ্ছে না, সেই সময়টাই কিন্তু তার মানসিকভাবে ভেঙে পড়ার জন্য সবথেকে বড় আ একটা উ কঠিন সময় আরকি। আ মানে ঐ তখন যে প্রতিকূল পরিস্থিতিটাতে সে পড়ে যে, "কেনো আমার এবার ভিউ হচ্ছে না। কেনো আমার ফলোয়ার্স বাড়ছে না।" সেটা থেকে উঠে আসার মতো মানসিক শক্তি তো আসলে তখনই ওই বয়সে গড়ে ওঠে না। যে একটা কনটেন্ট আমার ভালো হতেই পারে হ্যাঁ, কিন্তু পরের কনটেন্টটা আমার ভালো নাই হতে পারে। মানে ব্যর্থতা থেকে উঠে আসার সেটা কিন্তু ওই বয়সের ছেলে-মেয়েদের আসলে হয় না। তো সেক্ষেত্রে যেটা হয় যে তরুণ প্রজন্মের জন্য সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল হওয়ার ব্যাপারটা সেটা দিনদিন কিন্তু আসলে ভয়ানক পরিস্থিতিতেই আগাচ্ছে এবং
ঠিক বলেছেন। হু, হু, হু। আচ্ছা, একটু যদি বলতে চাই যে ধরুন এইযে একটা মানে এই জিনিসটা হয়তো ফেমাস হয়ে যাওয়া, বিখ্যাত হয়ে যাওয়া বা ক্লাউড চেজিং যে ব্যাপারটা আছে এটা তো আসলে এক ধরনের আ আপনার কাছে কি মনে হয়? এটা কি আসলে অসুস্থতায় রূপান্তরিত হচ্ছে নাকি আসলে এটা এ আ বা এই জিনিসটা থেকে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে কিভাবে সতর্ক করা যায় বলে আপনার মনে হয়?
হু, হু। হুম। হু, হু। একদম। হু। হু, হু। আ সেটা হচ্ছে, হ্যাঁ, অবশ্যই আ একটা মানে ভয়ানক পরিস্থিতিতেই তো আগাচ্ছে। সতর্কতার ক্ষেত্রে সেটা হচ্ছে পরিবার বলুন বা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ওই ছেলেমেয়েরা পড়াশোনা করছে সেক সেখান থেকেও একটা পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরিবার থেকেও পদক্ষেপ নিতে হবে যে আ আ ঘ ঘরের যে তরুণ সদস্যটা আছে, হ্যাঁ? বা কিশোর যে আছে কিশোরী যে আছে সে আসলে কি করছে সোশ্যাল মিডিয়াতে সেটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে। বাবা-মা যদি একদম স্মার্টফোন দিয়ে হালই ছেড়ে দেয় বা কি করছে না করছে খবর না রাখে। সেক্ষেত্রে আ আসলে তো কোনো জবাবদিহিতার জায়গাটা থাকে না। আর উ প্রথমত যেটা করতে হবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে ওটা কতদিন থাকে আসলে? ১ মাস, ২ মাস, ৩ মাস। কিন্তু সেই যে
হু, হু। এ হ্যাঁ, <chuckles> এটা কিন্তু ঠিক বলছেন। দেখা যায় যে ট্রেন্ড প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আজকে সে ফেমাস তো কালকে আরেকটা নতুন কাহিনী চলে আসছে। তবে যেটা বলছিলেন যে পরিবার থেকে হয়তো তাদেরকে একটা মনিটরিং করা বা তাদেরকে দেখে, দেখে রাখা। কিন্তু আসলে তরুণ যারা আছে বা কিশোর-কিশোরী যারা আছে তাদেরকে তো আসলে সবসময় চোখে, চোখে রাখা যায় না। বা অনেক সময় দেখা যায় যে তাদেরকে বেশি মনিটরিং করতে গেলে তারা খুব চেতে যাচ্ছে, খুব জিদ করা শুরু করে দেয়। তারা বলতে থাকে যে তাদের ব্যক্তিগত যে স্পেসটা আছে সেটাতে হয়তো হ্যাম্পার হচ্ছে। <chuckles> এটা আসলে কিভাবে হ্যান্ডেল করা যায়? বাট যেটা বলছিলেন যে প্রতিষ্ঠান থেকে উদ্যোগ নেওয়ার কথা। প্রতিষ্ঠান আসলে কি ধরনের উদ্যোগ নিতে পারে?
হুম, একদম। একদম তাই। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হু। হু, হু। হুম, সেটাই সেটা খুবই দেখা যায় এখন। হু, ঠিক বলেছেন আপনি। ও হু, হু। হুম, হুম, হুম।